আচ্ছা, সেই ক্ষেত্রে যেহেতু আপনি বলছিলেন, আপনি আসলে সাধারণ একটা জীবনে ফিরে আসতে পেরেছিলেন, শুধুমাত্র এই ডিজি আ digital detox টা করার কারণে। তো যারা আসলে, দেখা যায় কি, <clears throat> এখন খুবই বেশি আসলে আসক্ত হয়ে যাচ্ছে এই ব্যাপারটার উপরে, তাদেররা যদি আসলে এরকম সাধারণ জীবনযাপনে ফেরত আসতে চায়, তাদের জন্য আসলে আপনি কি suggestion দিবেন, কিংবা তাদের আসলে কোন জায়গা থেকে শুরু করাটা উচিত হবে?
হুম, হুম। আচ্ছা, আমার মধ্যে কিন্তু আসলে এটা হঠাৎ করে কাজ করেছে। এখন অন্যান্য মানুষের ম মধ্যে কিন্তু এই বিষয়টা একেক রকমভাবে কাজ করতে পারে। হ্যাঁ? এটা আসলে নিজের উপলব্ধির জায়গা, যেমন আমি আসলে উপলব্ধি করে তে পেরেছিলাম। যে আমার আসলে এখনই নিজেকে থামিয়ে দেওয়া উচিত এবং detoxing টা আসলে করার দরকার। কারণ, আমার জন্য আসলে একটু বেশি হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু আমি নিজে উপলব্ধি করেছি। আমার খারাপ হচ্ছে, বা হচ্ছিল গিয়ে আমি আসলে পিছিয়ে পড়ছি। এই যে উপলব্ধিগুলো, এই উপলব্ধিগুলো যখন আ আসলে আসবে, তখনই তৎক্ষণাৎ আসলে আপনার আ স্টেপ গুলো নিতে হবে। হুম? তখনই আসলে কার্যকর কোনো উপায় যদি থাকে, সেগুলো করতে হবে। যেমন ধরেন যে, ফোনটাকে সাথে, সাথে নিজের থেকে সরিয়ে ফেলা, বা ধরেন যে ১ ঘণ্টা, ২ ঘণ্টা করে ধাপ্‌ ধাপে একটু কমিয়ে ফেলা। এখন দেখবেন যে তরুণদের মধ্যে যে ফোনের মধ্যে লাগাতার সময় কাটানোর কিন্তু একটা প্রবণতা আছে। মানে ঘন্টার পর ঘন্টা চলে যায়। তো সেক্ষেত্রে যদি আপনি ৮ ঘন্টা, ৯ ঘন্টা ফোনের মদ্ধে সময় কাটান, তো সেক্ষেত্রে ১ ঘণ্টা, ১ ঘণ্টা করে একটু, মানে থাকে না যে consume করে তারপর হচ্ছে হলো গিয়ে, হ্যাঁ, ভাগে, ভাগে আসলে নিজেকে একটু সরিয়ে রাখার চেষ্টা করলে দেখা যায় অনেকটাই আসলে সম্ভব এই বিষয়টা। যেমন ধরেন যে ৯ ঘন্টা যদি সময় কাটান, সেক্ষেত্রে আপনি এখন একটু ৮ ঘণ্টা কাটান। এরপরে দেখা যায় যে এক ১ সপ্তাহ আপনি বাপ করলেন। তারপর আবার পরের সপ্তাহে দেখা গেল যে ৭ ঘন্টা আপনি সময় কাটালেন। তো এভাবে ১ ঘণ্টা, ১ ঘণ্টা করে consume করার পরে দেখা যায় যে এভাবে কিন্তু step by step করা যেতে পারে।
হুম, হুম। আচ্ছা। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ একটা tendency থাকে। একটু, একটু করে, ছোট, ছোট করে হচ্ছে ব্রেক নিয়ে, নিয়ে করা।